ছোটবেলায় আমার মামার কাছে আমার হচ্ছে গল্প শুনতে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমার বড় মামা ছিলেন, উনি হচ্ছেন আ ঐ সময়ে কিন্তু জীবনটা একটু ডিফারেন্ট ছিল। তো তার উনি শিকার করতে খুব পছন্দ করতেন। পাখির শিকার মূলত। মাছ ধরা, পাখির শিকার বা একটু গ্রামের দিকে গিয়ে জঙ্গলের ভেতর থেকে একটু অন্য রকম ফল, ফুল খুঁজে বের করে নিয়ে আসা। উনি অ্যাডভেঞ্চার প্রিয় একটা মানুষ ছিলেন। তো উনার সাথে যখন জি, জি। মানে রাতে যখন নানার বাসায় যেতাম মামার সাথেই ঘুমাতাম আরকি। আম তো তখন মামা বিভিন্ন রকম গল্প করতেন। ইভেন রাত্রে বেলা ঘুম থেকে উঠে আমাকে মা আমাকে নিয়ে মাছ ধরতেও গিয়েছেন এমন কাহিনীও আছে আরকি। তো ওই গল্পগুলো খুব মিস করি আরকি যে মামা বিভিন্ন জায়গায় গল্প করছে, উনি কোথায় যেতে চান বা যা গিয়েছেন সেখানে কি ধরনের মাছ বা পাখি দেখেছেন, ধরেছেন। সেই গল্পগুলো করতেন না? এইগুলো একদম আপনাকে বলছি যে আমি চোখের সামনে একটা, একটা করে মনে পড়ছে আসলে। যে দারুণ একটা গল্প ছিল।
হুম। আচ্ছা, আচ্ছা। আত ও ওয়াও! হুম। দারুণ! বোঝাই যাচ্ছে। আচ্ছা। হুম। ওয়াও! হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। <laughs> হ্যাঁ, একদম বোঝা যাচ্ছে। আপনার কথা শুনতে, শুনতেই বোঝা যাচ্ছে যে কণ্ঠটা অনেক বেশি উৎফুল্ল শোনাচ্ছে। অ্যা মনেই হচ্ছে যে আপনি হয়তো ওই সময়টাতে পৌঁছে গেছেন। তো মামার কাছে গল্প শুনতে খুবই পছন্দ করতেন বলছিলেন। তো এমন কি কোন স্মৃতি আছে, যে মামার কাছে গল্প শুনছেন কেরোসিনের আলো জ্বালা, বৃষ্টির রাত বা এই ধরনের কোন স্মৃতি কি মনে পড়ছে? <chuckles>
<laughs> একদম, জি। জি, জি। <chuckles> জি, জি একটা স্পেসিফিক স স্মৃতির কথা যদি বলি, তো আমাদের হচ্ছে মামা বলছে, যে বৃষ্টির সিজন আসছে। মানে রাত্রে বেলা ঘুমাতে স তখন ঘুমাতে গিয়েছি। মশারি কেবল ছু তখন গ্রামের দিকে যে সিচুয়েশনটা ছিল মশারি টানিয়ে ভাল মত চারিদিক থেকে স make sure করে যে কোন মশা ঢুকছে না জ্বালিয়ে আমরা কল ঘুমাতে গিয়েছি, তো মামা বলছে, যে "তুই কিন্তু বর্ষার সময় আসবি। তকে নিয়ে মাছ ধরতে যাব রাত্রে বেলা।" এখন রাত্রেবেলা মাছ কীভাবে? তখন মামু গল্প করলেন যে মামা আজ থেকে ৩-৪ বছর আগে maybe আমার বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়েছিলেন রাত ২ঃ০০ টার দিকে। তো এই বন্যার পানি হচ্ছে মামাদের বাসায় আলমোস্ট পর্যন্ত চলে আসছিল। যেটা হচ্ছে প্রায় ভ ধরুন, 1/2 কিলোমিটার দিকে নদী 1/2 কিলোমিটার দূরে নদী ছিল। সেটা এতো দূর পর্যন্ত চলে আসে। তো মামা আমার বড় ভাই ২ জনে হচ্ছে খুপি নিয়ে, বালতি নিয়ে, হারিকেন নিয়ে আর একটা টর্চ লাইট এই ৪ টা জিনিস নিয়ে রাত ২ঃ০০ টার দিকে বের হয়ে, দেখে যে রাস্তায় যেখানে পানি চলে আসছে সেখানে বড়, বড় মাছ উপরে উঠে এসে শুয়ে আছে জাস্ট। হয়তো ঘুমাচ্ছে বা কি কারণ I don't know but মামা যেটা বললেন, তো ওই সময় তারা ১ বালতি মাছ ধরে নিয়ে এসছিলেন ঘন্টা খানেকের মধ্যে আরকি। তো এরকম উনি অনেক ডিটেইলস বলেছিলেন, আমি আপনাকে শর্টে বললাম। বাট ঐ যে ঘটনাটা আমি যখন শুনছিলাম আমার চোখে যেন জ্বলে উঠছিল যে, "নেক্সট টাইম আমিও যাবো আরকি।" এরকম একটা অনুভূতি হচ্ছিল।
তাই? হু। আচ্ছা। হু, হু। উ উ তাইতো? ও! আচ্ছা, হুম। উম হু, হুম। আচ্ছা। হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হুম, বাহ দারুণ ঘটনা! বোঝাই যাচ্ছে যে আপনার মামা প্রচন্ড রকমের adventurous এবং খুবই সাহসী বলে মনে হচ্ছে উনার কথাগুলো শুনতে পেয়ে। অ্যা তার মানে বোঝা যাচ্ছে যে ছোটবেলাটা আসলে দারুণ ছিল মামার সাথে গল্প করতে, করতে সময় কেটে যেত। তো ওই সময়ে কখনো কি কোন ভয়ের কোন গল্প শুনেছেন কারো কাছ থেকে? বা কোন হাসির গল্প যেটা এখনো মনে আছে? বা এখনো ভাবলে হাসি পায় বা খুব ভয় পেয়ে যান?
হ্যাঁ। জি, জি। জি, জি। <chuckles>